অসাধারণ। আসলেই উপর থেকে দেখতেই মনে হয় সবথেকে বেশি ভালো লাগে। নিচ থেকে আ হয়তো আমরা দেখি যা একটু গাছপালা আছে কিন্তু ওই জিনিসটাই ছবি উঠানোর পরে কিন্তু আবার ভালো লাগে দেখতে। তাই না? চোখে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ যেরকম এবারে আর কি বিশেষ করে পাহাড় অঞ্চলগুলো যদি বলি সিলেট অঞ্চলগুলো দেখতে চা বাগানগুলো দেখতে আমরা যেমন দেখি উপর থেকে একরকম লাগে, ছবি উঠানোর পরে একরকম লাগে একদম পাশে দাঁড়িয়ে থাকলে আরেকরকম লাগে দেখতে। তো
হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। রাইট, রাইট। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। ওই যে এক নকশি কাঁথার মাঠ। মানে আপনি যদি প্লেনে উঠেন তাহলে এক্সাক্টলি বুঝতে পারবেন যে কবি কিসের কথা বলছিল। উনি যখন নকশি কাঁথার মাঠ কারন উপর থেকে পুরো জিনিসটা আসলেই অসম্ভব সুন্দর লাগে। যে সব অ্যা ক্ষেতগুলো একসাথে কিরকমভাবে সুন্দর। মনে হয় যে একটা পাজল এর মত সেট করা সবকিছু। আমার মনে হয় যে আমাদের যে মেইন শহরগুলো আছে, স্পেশালই ঢাকাতে আরেকটু প্রাকৃতিক অ্যা যেই পরিবেশটা সেটা আরেকটু ভালো মত মেইনটেইন করা দরকার। কারণ দেখা যাচ্ছে যে এত পরিমাণ বিল্ডিং, ফ্যাক্টরি হয়ে গেছে পুরোটাই একটা এখন কংক্রিট জঙ্গল যেটাকে বলে। যারা
উম উম জি, একদম। হুম, হুম। হু, হু, হু। অ্যা জী, আসলে ঢাকা শহর আমার মনে হয় না বসবাসের অ্যা যোগ্য নেই। আসলেই নেই এটাই নেই যেহেতু প্রচণ্ড তাপমাত্রা বেশি। সবকিছুই বেশি গাছপালা নাই। তো কা বায়ুদূষণও তো শীর্ষে থাকে সবসময় ঢাকা শহরটা। একদমই তো
হ্যাঁ, আসলেই। হু। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলেই কা এবং এটা কিন্তু এই যে ঘনবসতির জন্যই। মানুষের এত চাপ এবং দেখা যাচ্ছে পৃথিবীর সব মানে আমাদের দেশের সব জায়গার মানুষ মনে, "ও ঢাকা আসলেই টাকা আসবে।" আ তা এইজন্যই তারা এখানে ছুটে আসে। তাই আমার মনে হয় মানে, জি ফ্যাসিলিটি গুলো কিংবা ঢাকায় যে অ্যাডভান্টেজ গুলো পাওয়া যায় সেগুলোকে একটু ডিস্ট্রিবিউট করলে খুব ভালো হবে। যে বড়, বড় ইউনিভার্সিটি গুলা কিংবা ফ্যাক্টরিগুলা, কোম্পানিগুলো যদি অন্য জায়গায় শিফট হয় তাহলে একটু ব্যালেন্স হয়ে যাবে দেশটা।
হুম। হুম, হুম। হুম। অনেকে এটা ভাবে। হু, হু। উ জী আ হুম। জী, একদমই ঠিক বলেছেন। আসলে যে এই ফ্যাক্টরি গুলো আমরা যদি অন্য জায়গায় শিফট করতে চাই তো এটা এত সহজ না। কারণ কোনো কিছু শিফট করার ক্ষেত্রে কিন্তু অনেকটা অর্থের প্রয়োজন আছে। আর যার কোম্পানি গুলো সে করবে কিনা তারও একটা বিষয় আছে। হয়তো সরকার থেকে বাধ্য করলে সে একরকম কিন্তু তারও তো একটা অনেকটা অর্থের সেক্ষেত্রে প্রয়োজন হবে নতুনভাবে। হুম।
হুম। হ্যাঁ। আসলেই হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, রাইট, রাইট। আসলেই এবং এগুলার ফ্যাসিলিটি কিন্তু আসলে সরকারেরই রেসপনসিবিলিটি সব মেনেজ করে দেওয়া যাতে দেশটা এরকম এত সেন্ট্রালাইজড না হয়ে যায়। তাই না?
উ হুম।

হুম। হ্যালো, শুভ সন্ধ্যা। হুম।
হ্যালো। কি খবর? হ্যাঁ, শুভ সন্ধ্যা কেমন আছেন?
জ্বি, ভালো আছি। আপনি ভালো আছেন?
জ্বি, ভালো আছি। আজকাল বাইরে খুব ঝড়-বৃষ্টি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, গরমের মধ্যে একটু আরাম লাগতেছে।
আচ্ছা। ও, আচ্ছা, আচ্ছা। আমার এখানে একটু আগেই মনে হচ্ছিলো যে, একটু বৃষ্টি নামবে হয়তো। মেঘলা, মেঘলা হচ্ছিলো। কিন্তু এখনো কিছু পাইলাম না। আজকে সারাদিন ভালো রোদ ছিল আরকি। বৃষ্টি হয়নি।
হু, হু। আচ্ছা, আচ্ছা। <chuckles> আপনি কি বৃষ্টির মধ্যে বাইরে যান?
আ তেমন না। অতি প্রয়োজন ছাড়া যায় না। তবে আগে, যেমন ছোটবেলায় খুব ভিজতে পছন্দ করতাম বা ভিজতাম, তো এখন আর সেটা হয়ে ওঠে না তেমন। প্রয়োজন ছাড়া বাইরে যাই না, আরকি। হু, হু। এটার
আচ্ছা। আ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। আমি আসলে আ বৃষ্টির মধ্যেও মাঝে মধ্যে বের হই। আমার একটা পঞ্চ আছে। ওয়াটারপ্রুফ পঞ্চ, এটাকে রেইনকোট এর মত অনেকটা। সেটা আমি গায়ে দিয়ে বের হয়ে যাই। কিন্তু দেখা যাচ্ছে আজকাল কি একটু busy থাকি, তো তাই বাইরে যাওয়াটা কম হচ্ছে। কিন্তু আগে অনেক যেতাম।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আসলে, আপনি যদি বৃষ্টিতে বাইরে যেতে চান, তাহলে ওগুলো পরে যেতে হবে না। ছাতায়ও মাথায় দিতে হবে না, ভিজতে হবে, তাহলে ভালো লাগবে।
মানে আমি হ্যাঁ। <laughs> হ্যাঁ, সেটা একটু ভিজতে ভালোই লাগে। কিন্তু আমি আসলে চাই না যে, এ ঠান্ডা লাগুক কিংবা জ্বর আসুক।
<chuckles> এখনো সবকিছু সবকিছু পরে যদি আপনি বাইরে নামেন, তাহলে সেই ঘরে থাকা, বাইরে থাকা একই রকমই হয়ে যাবে।
সেটাও ঠিক। হ্যাঁ, সেটাও ঠিক। কিন্তু আমি চাই না যে, হঠাৎ করে জ্বর আসুক। আ এই তো অনেক স সব প্লান আছে তো, সবকিছুই মাটি হয়ে যাবে।
<chuckles> আ হ্যাঁ, হ্যাঁ। সেটাই।

অনেকটা দূর না মানে ঢাকা থেকে ময়মনসিং আরকি। তাই
ও তাহলে তো অনেকটা দূর না। <chuckles> তাহলে যেতেও পারেন।
বেশি দূর না। হ্যাঁ কিন্তু মানে জার্নি টার কথা মাথায় আসলে মানে আ সারাদিন চলে যাবে। হ্যাঁ। হ্যাঁ।
ও জার্নি তে তাই না? আসলেই তাই। আমার তো মনে হয় আপনি যদি জার্নি ও করতে থাকেন তাও চারপাশের প্রকৃতি দেখতে, দেখতে যেতে পারবেন। সেটাও একটা বাস ভ্রমণ অনেক সুন্দর। হুম।
হুম, হুম। হ্যাঁ, সেটাও ঠিক। আবার আমি শুনছি ওখানে নাকি ট্রেন দিয়েও যাওয়া যায়। যদিও আমি কখনো যাইনি ট্রেন দিয়ে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে তাহলে।
কিন্তু আমার শখ আছে যে একবার ট্রেন দিয়ে যাবো। এক্সপেরিয়েন্স কারণ কারণ আমি দেশে কখনো ট্রেন উঠি নাই তো।
হুম, হুম, হুম, একদমই। হ্যাঁ, একদমই। আমি একবার অ্যা মানে গিয়েছিলাম ট্রেনে। আমি ২ বার উঠেছি ট্রেন এ আমার আমার লাইফ এ। অ্যা আমাদের এলাকা থেকে এটা গিয়েছিলাম রাজশাহী। অ্যা রাজশাহী গিয়েছিলাম তখন। তো সেটা হচ্ছে অ্যা মানে অনেক অসাধারণ যেহেতু ট্রেন লাইন গুলো কিন্তু বেশির বেশির ভাগই থাকা যায় এই ধান ক্ষেতের ভিতর দিয়েই যাচ্ছে চারপাশে প্রকৃতিটা অনেক সুন্দর। তাই না? হ্যাঁ অসাধারণ। তো ভালো লাগছে ছিল খুব।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। রাজশাহী। আচ্ছা আচ্ছা। অ্যা হ্যাঁ। অ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি তো ভিডিও তে দেখছি। ভিডিও থেকে ইমাজিন করতে পারি কিরকম লাগতেছে। হুম।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অসাধারণ। আমি ১ম অভিজ্ঞতা ছিল যখন উঠেছিলাম। তো আমার হচ্ছে খুবই ভালো লাগছিল। অসাধারণ। আসলে প্রকৃতির সবথেকে সুন্দর আমাদের আমার লাইফ এ যতকিছু সুন্দর জিনিস আছে তার ভিতরে প্রকৃতি দেখাটাই সবথেকে সুন্দর আমি বলব।
হ্যাঁ। আমি শুনছি হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আমি শুনছি আম নতুন একটা ট্রেন লাইন নাকি বানানো হবে। ঢাকা থেকে চিটাগং সেটা নাকি অ্যা বুলেট ট্রেন কিংবা এরকম হাই স্পিড এর একটা ট্রেন তৈরি করা হবে। সেটা আমি শুনছি মানে চীনা সরকার নাকি সেটা ফান্ড করবে। এখন কতটুকু হয় কোন প্রসেস এ আছে সেটার ব্যাপারে আমি জানি না। কিন্তু আমার মনে হয় করলে খুব ভালো হবে স্পেশালী মানে পর্যটকদের জন্য।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু, হু, যাওয়া আসাটা অনেকটা দূর। আর আমার এখান থেকে তো মনে হয় অ্যা আমি যে অঞ্চলে থাকি এখান থেকে তো চিটাগাং যাওয়া মনে হয় হু কত কিলোমিটার বলবো। এটা মনে হয় উম ১২-১৩০০ কিলোমিটার হয়ে যাবে হয়তো। <chuckles>
হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা। আমার মনে হয় যে এই সিস্টেম গুলো ট্রান্সপোর্টেশন এগুলা করলে আসলে ভালো হয় তাহলে দেশটা আরেকটু ডিসেন্ট্রালাইজড হতে পারে। কারণ দেখা গেছে যে আমাদের সবকিছুই এখন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে তো। তাই দেশের সব চাপ সব মানুষ এদিকে এসে পড়তেছে দেখা যাচ্ছে গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে। তাই এরকম প্রস মানে অ্যাডভান্টেজ গুলো থাকলে দেশটা আরেকটু ব্যালেন্সড হতে পারে।
এতটা দূর। হুম। হুম, হুম। হু, হু। হুম। হুম, হু।